আচ্ছা, যেহেতু এই যে, রিমেকের ব্যাপারটা, আসলোই আম আ তামিল সিনেমাতে বা তামিল সিনেমার গুলোতেই বেশি দেখা যায় যে, আম আর রিমেক বাদ দিও যে, এই ছবিগুলো তামিল সিনেমাতে আসে অনেক সময় মনে হয় যে, আ এটা বোধহয় একটু ওভারডু হয়ে গেছে। এই ধরনের অ্যাকশন গুলো বোধহয় আসলে আব আ খুব একটা বাস্তব সম্মত না। হ্যা, তো আসলে এরকম মনে হয় কিরো কোন ছবি দেখে কি মনে হয়েছে যে, এটা কি মানে অতিরিক্ত, অতিরিক্ত হয়ে গিয়েছে, এরকম কি লেগেছে?
হুম। হুম, হু, হুম। হুম। হুম, হুম। বাস্তবিক না। হ্যা, হ্যা। হ্যা। <laughs> হ্যা, এরকম আবার তামিল সিনেমা দেখলে, যেকোনো সিনেমা দেখলেই মনে হয়। যেমন তামিল একজন রা নায়ক আছেন, খুব নাম করা, রজনীকান্ত। তো ওনার অ্যাকশন গুলো দেখলে না, আমার রীতিমতো হাসিই পায় মাঝে, মাঝে। কারণ হচ্ছে হ্যা, রোবট একটা সিনেমা ছিল ওনার, তো ওখানে হ্যা, হ্যা, ওখানে মানে এমন উদ্ভট রোবট হয়ে যায়, এরপরে দেখা যায় যে, উনি রোবটেরই একটা গোল বল হয়ে যায়। মানে জিনিসগুলো না একটা মানে, একটু কমেডি নিয়ে আসে আরকি যে, জিনিসটা আসলে তৈরি করতে চায়। অনেকে মজা পায়, ও ওনারো আসলে দর্শক থাকে, তো আমার কাছে মনে হয় যে, না, এতটাও দরকার নেই, মানে ব্যাপারটা একটু হাস্যকরই হয়ে যায় এক পর্যায়ে গিয়ে। হ্যা, হ্যা, তো ওইটা ভালো লাগে।
জ্বি, জ্বি। আচ্ছা। হ্যা, হ্যা, হ্যা, হ্যা, হ্যা, হ্যা। হ্যা, হ্যা, হ্যা, হ্যা। হ্যা। জ্বি, জ্বি। হু, হু, হুম। আচ্ছা, আচ্ছা হাস্যকর হয়ে যাচ্ছে। হ্যা, হ্যা, হ্যা। আ অনেকে কিন্তু এই রোবট মুভি টা দে, রোব মুভি দেখার পরে বলেছে যে, আ কি মুভি দেখলাম বাবা! এটা তো দেখে মনে হচ্ছে যে, আ ভবিষ্যতে যদি এরকম আসলেই ঘটে, তাহলে তো খুব বিপদ হয়ে যাবে। তো আসলেই এরকম কি কখনো ম মনে হয় কোন মুভি দেখে যে, আসলে এরকম যদি আমার জীবনে ঘটে বা এই ঘটনার যদি আমি কখনো সম্মুখীন হই, তাহলে খুব বিপদে পড়ে যাবো, এরকম কি মনে হয়েছে কোন মুভি দেখে?
হুম। হুম। হুম। হুম। হ্যা, হ্যা। হ্যা, হ্যা। হুম। হু, হুম।